হুম, হুম। <tsk> চমকার।
আর আমাদের এই হ্যা, দিনাজপুরে এইদিকে একটা বদভ্যাস আছে। আমি দেখেছি আমার মুরুব্বিদেরও। খাবার সময় তার স্ত্রী হ্যাঁ, মানে আমার বাবা হোক, মা হোক। বাবা যতক্ষণ খাওয়ায় না, ওটার পাশে বসে থাকতে হবে। এটা কোন যুক্তি হলো?
হুম। হুম। হুম হুম। হুম, হুম, হুম। হুম। <chuckles> একদমই না।
আ না, এ ওই যে বিড়াল যেমন চুপ করে থাকি দেখে খা খাবার কোন সময় অনেক সময় থাকে না বিড়াল আ এ বসে দেখে যে আমার কখনো একটু খাবার দেবে। এখন স্বামী খাচ্ছে বিড়ালের মতন ওখানে বসে থাকতে হবে পাশে। হ্যাঁ, এটা আমার কাছে অত্যন্ত রুচি হয়। হ্যাঁ, অরুচি মনে হয়। আপনি কি মনে করেন?
হুম। হুম। হুম, হুম। হুম। হুম, <smacks lips> হুম, একদম আপনার সাথে পুরোই সহমত। হ্যাঁ, আমি আপনার সাথে পুরোই সহমত। আপনি যে বললেন যে আপনি আপনার স্ত্রীকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। এটা কিন্তু আসলেই অনেক বড় একটা বিষয় এবং আপনার প্রতি কিন্তু আমার সম্মান এক্ষেত্রে এটা শুনে বেড়েই গেল। কারণ তাহলে নিজের কাজ করা করলে কিন্তু আসলে কেউ ছোট হয়ে যায় না। এবং আমি মনে করি সকল পুরুষেরই উচিত যে ঘরের কাজে হাত বাড়ানো। কারণ দেখেন আপনার স্ত্রী ব সারাদিন ঘরে বসে কাজ করে ঘর-টর গোছানোর জন্য। এখন আপনি আ আপনি বুঝতে পারছি আপনি সারাদিন অফিস করেন। তার মানে না যে আপনি মনে করেন দুনিয়ার সব কাজ করেন, তাই না? তো আপনি যদি পারেন যে আপনি যদি উ উ থালা-বাসন ধুয়ে দেন মানে আপনি নিজের প্লেটটাই ধুলেন, থালা-বাসন না দিলেন নিজের প্লেটটাই at least ধুইলেন। এটা কিন্তু এতে আপনি কিন্তু ইয়া হয়ে জান নাই। আপনিও সারাদিন কাজ করছেন। আপনার স্ত্রীও কিন্তু ঘর গোছানো, রান্নাবান্না করাতেও সারাদিন কাজ করছে। আপনি হয়তোবা এসির নিচে বসে, বসে কাজ করছেন। আপনার স্ত্রী মনে করেন রান্নাঘরে গরমে ইয়াতে অব চুলার সামনে দাঁড়ায় রান্না পাক-টাক করছে। তো এটা তার জন্য একটা ইয়া না? এটা তার জন্য একটা ইয়া না? তো সেক্ষেত্রে আমি মনে করি আসলে উব স্বামীদেরও উচিত যে আসলে স্ত্রীদেরকে সহযোগিতা করা এবং তাদেরকে কোনো ভাবে মনে করেন এমনভাবে প্রকাশ না করা যে তারা তাদের কাজের মেয়ে, এটা এটা মনে রাখতে হবে যে তারা আসলে ঘরের উ লক্ষ্মী বা ঘরের বউ, তো তাদেরকে আসলে তাদের প্রতি একটা সম্মান রাখতে হবে। আর আমি মনে করি অনেক ক্ষেত্রে ভাই আমাদের সমা আমাদের দেশে যেহেতু মশার প্রকোপটা বেশি আমরা কিন্তু মশারি টাঙাই, তাই না? এবং অনেক সময় দেখি যে আ ভাই যে মশারি টাঙানো নিয়ে অনেক সময় ইয়া হয়। অন মশারি টাঙানো কিন্তু একদম ইয়ার বিষয়। মানে অনেক শ্রমের বিষয়, তাই না? তো আমি মনে করি যেহেতু ত এ তবে সন টাঙাতে কিন্তু বেশিক্ষণ লাগে না। তো সেক্ষেত্রে আমি মনে করি আ হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই। আ হ্যাঁ। তাইলে তোর কাজটা এগিয়ে হ্যাঁ, হ্যাঁ। এটা অনেক কঠিন কিন্তু। এটা বেশ কঠিন। হু, হুম। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। নিশ্চয়, নিশ্চই। হুম। হুম। আ হ্যাঁ। যে মশারি টাঙ্গানো নিয়ে। হ্যাঁ। ওটা আমি আচ্ছা, আমি একটা বুদ্ধি দিয়েছি কি একটা ফে ফাঁস করানো আছে। ওখানে একটা ক্লিপ সিস্টেম আছে ওই ফাঁসের মধ্যে ঐ যে মাছ মারা যে এ বঁড়শি বলে না যে ইয়েটা থাকে মাছ যেটাতে ধরে এই পা ঐ ধরনের আমার ক্লিপ করা আছে। ঐটা আসে যা ওই ফাঁস মধ্যে আটকায় দিলাম। মানে এমনভাবে করা আছে ফাঁস ৪ ফাঁস, ৪ তে আটকায় দিলাম। কোন বাঁধাবাঁধি নাই।
হ্যা। হু, হু। হুম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম। হুম, হুম।
মানে ওই একটা গোল ফাঁস করে নিয়েছি। আর ওখানে ওই একটা লোক শক্ত তার দিয়ে একটা পয়েন্ট করে নিয়েছি। ওই পয়েন্টটাতে শুধু আটকায় দিলাম।
হুম। হুম। হ্যাঁ ভাই, এটা কিন্তু ভালো একটা নিয়ম।
তাহলে দুর্যোগের যে কাজটা হয়।